আচ্ছা দেখেন এটা নিয়ে না আমি আসলে পরবর্তীতে অ্যা একটু অনলাইনে রি রিসার্চ করার চেষ্টা করলাম যে আসলে এই সমস্যাটায় কি মানুষ খুব বেশি ভুগছে বা যারা এই সমস্যাটা থেকে মুক্তি পেতে চায় তারা আসলে কি ধরনের পদ্ধতি অবলম্বন করেন? তো সেই ক্ষেত্রে আমি কিন্তু চমৎকার কিছু উপায় পেয়ে গেলাম। এবং পরবর্তীতে দেখলাম যে আস্তে, আস্তে এগুলো কিন্তু খুব কাজে লাগছে। বিশেষ করে একটা হচ্ছে যে আ আপ আপ যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ফোন লক করে ফেলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যত চেষ্টাই করেন না কেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওই টাইম এর মধ্যে ফোন কোনো নোটিফিকেশন বা এই যে ডু নট ডিস্টার্ব টাইপ এর যে আ ফিচার গুলা আছে এগুলো। এটা যেমন একদিক দিয়ে কাজ করে আরেকটা যেখানে প্রথম দিকে আমার যে সমস্যাটা হচ্ছিল তারপরেও কিন্তু যে ফোন হাতে নিতে ইচ্ছা করত। তো সেই ক্ষেত্রে এরকম বিশেষ ফিচার যে আপনি ফোনটা লক করে ফেললেন তখন দেখা যায় যে আ আপনি চাইলেও ফোনটা আর আও ওপেন করতে পারছেন না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে বিশেষ করে কলের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে ইমেইলের ক্ষেত্রে, সেগুলোকে কিন্তু সবসময় আলাদা রাখা যাচ্ছে। তো আমার প্রয়োজন হলে সেই নোটিফিকেশন আমি সবসময় পাচ্ছি। হ্যাঁ, তো এবার দি হ্যাঁ।
হু, হু। রাইট, রাইট। হুম। আচ্ছা। বাহ! হ্যাঁ। রাইট, রাইট। হুম, হুম। হ্যাঁ। আনলক করতে পারছেন না, রাইট, রাইট। হুম। জি, জি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ ওক। ছি তো মানে ওই যে জ হুম, হুম। জি, জি বলুন, বলুন।
এবার দিয়ে অহেতুক যে সময়টা আসলে আমি ব্যয় করছিলাম সেটা কিন্তু তখন পুরোপুরি লক হয়ে গেলো। এবং দেখেন এটার, এটার পরে আমি যে আরেকটা পদ্ধতি আমার বন্ধুর সঙ্গে যখন আলোচনা করছিলাম, সে আমাকে বললো যে রাত্রে ঘুমানোর আগে ফোনটা আমি যেন ড্রয়ারে রেখে তালা বন্ধ করে দেই। তো এটাও কিন্তু আসলে খুব কাজ করেছে। তো এখন আমি ঘুমাতে যাওয়ার ১ ঘন্টা আগে ফোন ড্রয়ারে দিয়ে তালা দিয়ে দেই। এবং এখন দেখা যাচ্ছে তালা না দিলেও আমার কিন্তু আসলে ওই আর্জ টা আর আসে না। তবে হ্যাঁ মনোযোগটা কিন্তু সরাতে হয়।
হুম। বাহ্‌। হু, হু। তা কেন? হুম তো <chuckles> বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হুম তো মানে এই যে মনোযোগ সরানোর জন্য আ আপনি তখন কি করে থাকেন? আর এই যে তালা যে দিয়ে রাখেন তখন কি আসলে কোনো এমার্জেন্সি কেউ যদি খোঁজ লাগায় বা মানে এই যে বিষয়গুলা আপনি হয়তো সেই তালা দিয়ে রেখে ভুলেই গেলেন, যে ঘুম ভাঙলে পরে আপনি উঠে সব চেক করবেন। তো এই এমার্জেন্সি গুলোর ক্ষেত্রে কি করেন?
আচ্ছা। হুম।